নিশ্চয়ই আসলে আপনার জিনিসটা আসলে শুনে বেশ খারাপই লাগলো, যে এরকম কিছু একটা হচ্ছে আপনার সাথে। তবে <smacks lips> আ মূলত বিষয়টা আসলে আপনার সাথে কি হচ্ছে? মানে যেটা আপনাকে এরকম পীড়া দিচ্ছে বা দ্বিধাদ্বন্দ্বে আসছেন। পুরো বিষয়টা যদি একটু খুলে বলতেন, তাহলে আসলে আপনাকে বেশ কিছু তথ্য বা পরামর্শ আসলে দিতে পারতাম। একটু খুলে বলা যায় কি?
হ্যাঁ, আসলে মূলত সময় হয়েছে কি যে, আমার মানে মা-বাবাকে দেখাশোনা নিয়ে আমার আসলে ভাই-বোনদের মধ্যে একটু মানে ঝামেলা চলছে
হু, হু।